আহ আসলে আমি বর্তমানে অনেক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি। তো, অনেক সমস্যার মধ্যে যে সমস্যাগুলো আমাকে, আ বেশি ভোগাচ্ছে তার মধ্যে একটা হলো, আসলে অতীতের একটা ভুল আমার আমার জীবনে করা অতীতের ভুল বলুন, বা অতীতের ত্রুটি এটা নিয়ে আসলে আমাকে আ খুব খারাপ একটা অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমি <breath> বিষয়টা থেকে বের হতে পারছি না। আর বিষয়টা আসলে একেবারেই ভুলতে পারছি না। এটা দৈনন্দিন জীবনে অনেক বাজে প্রভাব ফেলছে আমার। আমি এটা নিয়ে খুবই হতাশ।
উম-হুম। উম-হুম। ও! জী আসলে আপনার কথা শুনেই মনে হচ্ছে, যে আপনি মানসিকভাবে অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন। আপনার অতীতের একটা ভুল নিয়ে। তো আপনি যদি আরেকটু খোলাসা করে বলেন, যে আসলে ঠিক কি ধরনের ভুল ছিল এটা? বা আ কেমন ছিল আসলে বিষয়টি?
আসলে বিষয়টা, আ খুব বেশি অতীতেরও না আ কয়েক বছর আগের কথা। এটা মূলত আমার, এডমিশনের সময়ে করা ভুল একটা। তো আপনিতো জানেন যে আ বাংলাদেশে অ্যা ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে থাকে। এখানে হয়তো, আ সিট অনেক কম কিন্তু, পরীক্ষার্থী অনেক বেশি, ভর্তিচ্ছু অনেক বেশি থাকে। তো সেখানে কিন্তু আমাদের খুব ভালোভাবে আ পারফর্ম করতে হয় নিজেদের কাজগুলো যথাযথভাবে পালন করতে হয়। আমি কাজগুলো করতে আসলে ব্যর্থ হয়েছি। তো এটা আসলে আমার বর্তমান নির্ধারণ করে দিয়েছে। আমার ভবিষ্যৎ হয়তো নির্ধারণ করে দিবে। তো, এই বিষয়টা নিয়ে আসলে আমি খুব চাপে আছি বলতে পারেন। আমি বিষয়টা নিয়ে একেবারেই যেন বের হতে পারছি না কি করবো? কিছুই বুঝতে পারছি না।
ওকে। হুম। হুম, হুম। হুম। জী, বিষয়টি দুঃখজনক যে আপনি আ আপনার সেই ভুলটি নিয়ে বা তখনকার একটু ঘাটতি নিয়ে আপনি এখন পর্যন্ত আসলে আ অনেক ভাবছেন বা মানসিকভাবে চাপের অনুভূতি হচ্ছে আপনার। তো আপনি আ কিন্তু চাইলেই চেষ্টা করতে পারেন যে আসলে ছোট ছোট কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই চাপ থেকে বের হয়ে আসতে। তো সেটা বলার আগে আমি আরেকটু জানতে চাচ্ছিলাম যে আসলে আ আপনার এ যেই রাগটা তৈরি হয়েছে বা আপনার যে এখন এ ১ টা গিল্টি ফিল হচ্ছে, তো এই বিষয়টি আসলে মূলত ও কতদিন ধরে চলছে?
হুম। আসলে, বিষয়টা শুরু হয়েছিল মূলত ভর্তি পরীক্ষার পর থেকেই আমি আ ভর্তি পরীক্ষার সময় কী, কী হয়েছে এ এই বিষয়গুলো আপনাকে বলি তাহলে হয়তো আপনি অনেক ভালোভাবে বিষয়টা বুঝতে পারবেন। তো, আমাদের আ ভর্তি পরীক্ষার সময় আ সম্পূর্ণ প্রক্রিয়াটা ছিল অনলাইনের ভিত্তিতে। আমাদের আ বাইরে আ সশরীরে কোচিং ক্লাস করা একেবারেই বন্ধ হয়ে যায় করোনার কারণে। হুম? তো তখন যা হয় অনলাইনে সবাই ক্লাস করা শুরু করে, সবাই নতুন নতুন ডিভাইস কিনে, আমিও এ ১ টা নতুন ডিভাইস কিনি ১ টা মোবাইল কিনি। কিন্তু পরবর্তীতে দেখা যায় আমি অনলাইনে ক্লাস করছি না আমি মোবাইলটাতেই আসক্ত হয়ে গেছি। হ্যাঁ? তো, এটা পরবর্তীতে অনেক বাজে একটা প্রভাব পড়ে আমার উপরে, আমি আ ভর্তি পরীক্ষায় খুবই বাজে রেজাল্ট করি ।আমার আ পরবর্তীতে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়। তো সেটা নিয়ে আসলে আমি অনেক আ খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি আসলে। তো, বিষয়টা সমাধান করার জন্য আসলে একেবারে যে চেষ্টা করিনি তা না, তবে আমি বলব কিছুতেই কিছু হচ্ছে না আমি চেষ্টা করছি, আমার বর্তমানে যে কাজ যেমন আমি মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছি, হ্যাঁ? এটা নিয়ে
হু হু। অবশ্যই। হু হুম। ওকে। ও হুম, হুম। হুম হুম। জি। আচ্ছা, গ্রেট! হুম।
এটা নিয়ে হয়তো কাজ করার চেষ্টা করি আমি আ নিয়মিত আমার আ টিচারদের সাথে থাকি। কিংবা বাইরের দেশে বিভিন্ন কী, কী কাজ হচ্ছে, হ্যাঁ? সেই কাজগুলো দেখার চেষ্টা করি। কিন্তু আসলে আ মন তো মানে না বুঝতে পারছেন ই তো? আমি এটা নিয়ে আসলে খুব হতাশ। আমি যখন কাজ করি তখনই হয়তো ভালো থাকি। কিন্তু যখন কাজ শেষ হয়ে যায়, হ্যাঁ? যখন কিছু করার থাকে না তখন আগে কি হলো, কি কি করলে কি হতে পারত, কেন এটা করলাম না, এগুলো নিয়ে আসলে খুব ভাবি আমি। আর এটাই আমাকে অনেকদিন ধরে পিছিয়ে দিচ্ছে বা আমাকে আ কি বলবো, আমার মানসিক অবস্থা এটা দিন দিন একেবারেই খারাপ করে দিচ্ছে।
হু হু। আচ্ছা। হুম হুম। হু হু। জি, এটি একদমই স্বাভাবিক একটি বিষয়। আপনার এ যে এই বিষয়টা নিয়ে এত বেশি আ চাপ অনুভব করছেন, বিষয়টা কিন্তু এমনটাও নয়। আপনি কিন্তু দেখেন, আপনি আ আপনি একটা বড় লক্ষ্য নিয়েছিলেন। কিন্তু সেই অনুযায়ী আসলে নিজেকে তৈরি করতে পারলে যে হত না, তাই আপনাকে মূলত আপনার মনকে ভারাক্রান্ত করছে। তো এইক্ষেত্রে আপনার ১মেই স্বীকার করতে হবে যে, "আমি হতাশ ও রাগান্বিতবোধ করছি এবং এটিই স্বাভাবিক।" এটাকে আগে আপনার স্বীকার করতে হবে। এবং আপনার যখন আপনার আবেগগুলোকে যখন আপনি অস্বীকার করবেন, সেক্ষেত্রে কিন্তু তারা আরো শক্তিশালী হয়ে যাবে এবং আপনিও তখন কিন্তু নিয়ন্ত্রণহীন হয়ে যাবেন। তো আপনি যেটা বলছেন যে, আপনার আ ভবিষ্য আ আপনার আ অতীতে admission test এর সময়ে আপনার preparation এ আ প্রস্তুতিতে একটা ঘাটতি ছিল। তো যার কারণে আপনি হয়তো এখন আ আসলে মন থেকে এটা অনুভব করছেন। আসলে দেখুন, আপনি যদি ওই বিষয়টি নিয়েই বারবার ভাবতে <clicks tongue> থাকেন, তাহলে কিন্তু আপনার বর্তমান পরিস্থিতিও খুব একটা ভালো ফল দিবে না। আপনাকে <clicks tongue> চেষ্টা করতে হবে যে আপনি পূর্বের <clicks tongue> যে অবস্থানে ছিলেন, সেটির থেকে আগে ১মে বের হয়ে আসতে এবং যেটা বর্তমানে হচ্ছে, এটাকে মেনে নিতে। আপনি যখন মেনে নিবেন, তখন কিন্তু আপনার পূর্বের এই ভুলটি আ আসলে খুব একটা আপনার মানসিক জীবনে hamper করবে না। তো আপনার কি আ মনে হচ্ছে যে আসলে অ্যা আপনার যে এই যে রাগটা বা এই যে আপনার একটা guilty ফিল হচ্ছে, এটা যে আপনার আ প্রতিদিনের জীবন বা আপনার কাজ বা আপনার আ পারিবারিকভাবে সম্পর্কে এটা কি কোনো প্রভাবিত করছে?
হু, হু। আচ্ছা। হু, হু। এটা আসলে আমাকে অনেক আ বেশি প্রভাবিত করছে আমি বলব। কারণ, আমি আ যখন হ হয়তো কাজ করছি, আমি হয়তো তখন বিষয়টা ভুলে থাকছি বা বিষয়টা থেকে দূরে থাকছি। কিন্তু, আমি যখন অবসর সময়ে যাচ্ছি বা চেষ্টা করছি, একটু রিল্যাক্সড হয়ে আ একটু অবসর নেওয়ার বা কোনো আ ছবি দেখতে চাচ্ছি বা যেকোনো কিছু গেম খেলতে চাচ্ছি, তখনই আমার আসলে বিষয়টা মনে পড়ছে যে, আমি তো আজকে থেকে আ ৪ ৫ বছর আগে এগুলো করে আসছি। তো আজ আজকে এজন্যই হয়তো আমার অনেক বন্ধুরা ভালো করছে, আমি করতে পারছি না। এটা কিন্তু দিনে আমার আ আ যে মানসিক স্বাস্থ্য প্রতিদিনের, এটাকে খুব খারাপ করে দিচ্ছে বলে আমি ভাবছি। এটা দৈনন্দিন আমাকে প্রত প্রাত্যহিক জীবনে একেবারেই কুরে, কুরে খাচ্ছে। আমি বিষয়টা থেকে একেবারেই বের হতে পারছি না। বিষয়টা থেকে বের হওয়ার জন্য যে আসলে কোনো আ effective guideline থাকতে পারে কিনা বা এটাও বুঝতে পারছি না। আসলে কে আমাকে গাইড করবে বা কে একটা ভালো guideline দিবে। সম্পূর্ণ একটা আ ঘোর অমানিশার মাধ মা মাঝে আমি আসলে টিকে আছি। এখন কি করব একেবারেই বুঝতে পারছি না।
হু, হু। আচ্ছা। হু, হু। হু, হু। বুঝতে পেরেছি। হু, হু। হুম। হু, হু। জি আসলে এইক্ষেত্রে আপনি কিন্তু কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন যেটি আমি পূর্বেও বলেছি যে আপনাকে প্রথমে মেনে নিতে হবে যে আপনি যেই যেগুলো করে এসেছেন আ আসলে আপনার লক্ষ্য অনুযায়ী যে আপনি প্রস্তুতি নিতে পারলেন না বা এটা কিন্তু আপনি নিরপেক্ষভাবে কিন্তু বিশ্লেষণ করেছেন। যে আপনি বললেন যে আসলে আপনার কিছু আ barrier ছিল যে আপনি মোবাইলে আসক্ত হয়ে গিয়েছ গিয়েছিলেন, হ্যাঁ? যার কারণে আসলে আপনার আ প্রস্তুতিতেও কিছু lackings ছিল। তো এই বিষয়গুলো না আসলে আপনি চিন্তা করতে পারেন যে ব্যর্থতাকে শাস্তি বা চরম নেতিবাচক হিসেবে দেখার বদলে, এটি একটি শিক্ষার সুযোগ হিসেবেও কিন্তু আপনি দেখতে পারেন। ধরেন আ আমি কিভাবে ভবিষ্যতে আরো ভালো প্রস্তুতি নিতে পারি এই প্রশ্নটি নিজেকে নিজে করুন। এবং আ আপনি নিয়ন্ত্রিত কিছু মুক্তি পেতে পারেন। ধরেন আপনার রাগ বা হতাশা প্রকাশের জন্য নিরাপদ কিছু উপায় ব্যবহার করুন। আ ধরুন আপনি কিছু লিখে প্রকাশ করতে পারেন বা সেটা কথা বলা বা হালকা কোনো ব্যায়াম হোক, এটি কিন্তু আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে। এবং আপনি চেষ্টা করলে আপনি বর্তমানে আ যেই আ বিষয় নিয়ে পড়ছেন, এটি আসলেই নিঃসন্দেহে খুব খুবই ভালো একটি বিষয় যেটা আসলে আ ভবিষ্যতেও এর একটা ভালো দিক রয়েছে। তো আপনি কিন্তু চেষ্টা করতে পারেন যে সেই ভালো দিকগুলো নিয়ে চিন্তা করতে। বা এখান থেকে আপনি কীভাবে সফলতা অর্জন করতে পারেন সেটি নিয়ে একটু বিশ্লেষণ করতে। তো এভাবে কি কখনো আ ভেবে দেখেছেন কি?
আচ্ছা। না, বিষয়টা আসলে আমার কাছে একেবারেই নতুন লাগছে। আমি হয়তো চেষ্টা করছি যে আ প্রতিদিন আ কীভাবে কী কাজ করা যায় বা আমার আ প্রতিদিন কী, কী কাজ থাকে, এই বিষয়গুলো সহজে সম্পাদন করার বা বাইরের দুনিয়াতে কী, কী চলছে এই বিষয়গুলো দেখার, এদের সাথে আ মানিয়ে নেওয়ার। কিন্তু, আ আপনি যে বললেন যে, কাজ করা বা আমার বিষয়গুলো থেকে সুযোগগুলো আমি কিভাবে কাজে লাগাতে পারি আমি যেখানে আছি সেখান থেকে। তো, এই বিষয়গুলো আসলে খুব একটা ভাবা হয়নি। আমার মনে হয় এটা বড় একটা প্রভাব রেখেছে আ আমার বর্তমান জীবনে বা আমার বর্তমান মানসিক অবস্থার ক্ষেত্রে। হুম।
হু, হু। হুম, হুম। অবশ্যই। জি। তো এইক্ষেত্রে আপনি কিন্তু আ চেষ্টা করবেন যে আসলে আপনার যখন অতীতকে আপনি স্বীকার করে নিবেন। আপনি যদি বারবার সেই অতীতেই আটকে থাকেন, তাহলে কিন্তু আপনার বর্তমান-ভবিষ্যৎ আপনি সবই হারাবেন। তো প্রথম করণীয় যে আপনি আপনাকে যেটা বললাম যে আসলে অতীতকে স্বীকার করা এবং ছোট, ছোট কিছু বাস্তবসম্মত পর্যায়ক্রমিক আ ঠিক করা। সেটা কিন্তু আসলে আপনার এই যে বর্তমান যে একটা মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন, হ্যাঁ? এ থেকে কিন্তু আপনাকে আ পরিত্রাণ করতে পারে। ধরুন উদাহরণস্বরূপ যদি বলি, আ ধরুন আপনি প্রতিদিন নির্দিষ্ট সময় পড়া বা ছোট একটা টার্গেট সেট করতে পারেন, এবং আপনার দৈনন্দিন রুটিনে কিছু ছোট, ছোট আ ইতিবাচক কিছু বদল করতে পারেন। ধরুন আপনি আ নতুন কোনো স্কিল শিখতে পারেন, বা নতুন কোনো কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন। তাতে করে হবে কি এই যে আপনি আগের যে চিন্তাধারায় আটকে আছেন বা আপনার মনে হচ্ছে যে তখনকার একটা ব্যর্থতা এ তে যার কারণে আপনি হয়তো আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেননি হয়তো বা আপনার মনে হচ্ছে, এটি কিন্তু আপনার মধ্যে আসবে না বা আপনি নিজেকে একটু ব্যস্ত রাখলেন। কারণ মনে রাখবেন আসলে আপনি যেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না আ সেটার কিন্তু আসলে সেই বিষয়ে নিজেকে দোষারোপ করারও কোনো দরকার নেই। বরং যা এখন আপনার নিয়ন্ত্রণে আছে, এটাই কিন্তু আপনার আগামী প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা, এবং ধৈর্য সেটাকে কিন্তু প্রভাবিত করবে এবং আপনার সেদিকেই ফোকাস রাখতে হবে। তো আশা করছি আপনি এই বিষয়গুলোকে আসলে আ খুব ভেবে দেখবেন এবং চেষ্টা করবেন আ এগুলোকে অবলম্বন করতে। তো আপনার কি এখন মনে হচ্ছে, যে আসলে আপনি যেই সমস্যায় এতদিন ভুগছিলেন এর থেকে আপনি পরিত্রাণ পাবেন এগুলো মেনে চললে?
আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। আ আমার মনে হচ্ছে হয়তো আপনার দেওয়া উপদেশগুলো আমি যদি মেনে চলি, তাহলে হয়তোবা আমি এই আ বর্তমান যে সমস্যাগুলো এগুলো থেকে পরিত্রাণ পাবো। আমি চেষ্টা করব আপনি যেভাবে বলেছেন যে দৈনন্দিন কাজগুলো দৈনন্দিন সেরে ফেলা, বা নতুন একটা স্কিল শেখার চেষ্টা করা, বা ভবিষ্যতে আমার যে সম্ভাবনাগুলো আছে সেগুলো এখান থেকে কাজে লাগানো, সেগুলো নিয়ে ভাবা। এগুলো আমি অনেক চেষ্টা করবো, এগুলো নিয়ে আ অনেক কাজ করবো। আশা করি এই বিষয়গুলোই আমাকে বর্তমান অবস্থা থেকে মুক্তি দেবে। আপনি অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো।
হু, হু। জি। হু, হু। জি অবশ্যই। আ আমি আশা করব যে আপনি অতি দ্রুতই এই ধরনের আসলে এটা মানসিক চিন্তার যে আটকে গিয়েছেন এখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। এবং বাস্তবসম্মত কিছু লক্ষ্য ঠিক রেখে প্রতিদিনের ছোট, ছোট ফদ পদক্ষেপে ফোকাস রেখে, এবং পাশাপাশি নিজের ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে আপনি আবারও আত্মবিশ্বাস টা ফিরে পাবেন। আপনার জন্য অনেক, অনেক শুভকামনা করছি। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।